হ্যাঁ, এরকম আসলে বারবারই হয়েছে কারণ বিষয়টা হয় এরকম যে, এ আমি তো আসলে একা করি না, আমাকে হয়তোবা ১ টা গ্রুপ নিয়ে আসলে এগোতে হয়। তো গ্রুপের ভিতর যদি কেউ একজন আসলে ভুল করে, আ তখনও কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ অ কাজের উপর একটা প্রভাব ফেলে। তো দেখা যাচ্ছে যে, হয়তোবা প্রজেক্টের শেষে গিয়ে দেখা গেলো যে, প্রোজেক্টটা আসলে আ মিস হয়ে যায় বা মানে সঠিকভাবে সম্পূর্ণ হয় না। তো সেক্ষেত্রে সম্পূর্ণ আ প্রভাবটা কিন্তু প্রোজেক্টের উপর এসে পড়ে। তো আ এরকম ঘটনা আসলে প্রায়শই ঘটে যে, বিভিন্ন ধরনের ভুলের কারণে আ প্রজেক্ট অনেক সময় আ এরকম মানে আ আটকে যায়। তো আমার ক্ষেত্রে রিসেন্ট একটা এরকম ঘটেছিল। তো এরকম ১ টা প্রজেক্টে কাজ করছিলাম। তো প্রজেক্টে, একদম শেষের দিন আ গিয়ে যখন আসলে চেক করতে যাই, তখন দেখি যে আসলে আ ছোট্ট একটা ভুল আসলে আমার, আমার ১ জন আ ইলেকট্রিশিয়ান ভাই আসলে করে ফেলেছিলেন। তো যার কারণে দেখা গিয়েছে যে, আ প সম্পূর্ণ প্রজেক্ট টা আসলে যে সময়, আমাদের আ হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল
হু। এগোতে হয় বুঝতে পেরেছি। হ্যাঁ, সত্যি কথা। হু, হু। পরে। সত্যি কথা। ইশ! দুঃখজনক! হ্যাঁ, হ্যাঁ। সবাই মিলে দিয়েছিলেন, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেটা আসলে করতে পারিনি। আ তো তার কাছ থেকে এরকম একটা ভুল কখনোই আশা করিনি, যার কারণে আসলে মানসিকভাবে আমিও আ বেশ খানিকটা মানে ইয়ে হয়ে, মানে আ ভেঙে পড়েছিলাম, কারণ সে অনেক আস্থাভজন এবং বেশ সিনিয়র একজন ইলেকট্রিশিয়ান ছিলেন, তো তার কাছে এরকম ভুল হওয়াটা কখনোই আসলে <laughs> আশা অনুরূপ ছিল না, হ্যাঁ।
ইশ! ভেঙে পড়েছিলেন। হ্যাঁ। হু, হু। আশা কেউ টা করেন নাই আরকি বুঝতে পেরেছি। না। আসলে বিষয়কে যতই দক্ষ হোক, সকল দক্ষ মানুষেরই কিন্তু একটা না একটা সময় ভুল হয়েই যেতে পারে।
ভুল হতেই পারে, হ্যাঁ এটা স্বাভাবিক।
হ্যাঁ, হ্যাঁ, না এটা এবং আপনার যেহেতু আপনার ভুল ছিল না সেক্ষেত্রে হয়তো আপনি একটু মানে কমই কষ্ট পেয়েছেন। আর যার ভুল হয়েছে সে হ সে হয়তো অনেকটাই বেশি কষ্ট পেয়েছিলেন। তো পরবর্তীতে কি হ্যাঁ, হ্যাঁ।
অ আ না, না দেখুন আ সেখানে ব্যাপার কিন্তু আসলে ঘটে যে ভুলটা আসলে যেই করুক না কেন, কষ্টটা কিন্তু বেশি আমার হয়। কারণ আ কি দেখা যায় যে, ওই প্রজেক্ট টা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার উপরে থাকে। আ কারণ প্রজেক্টটাকে হ্যাঁ, হ্যাঁ, সুপারভাইজার করতে গেলে দেখা যাচ্ছে যে, সম্পূর্ণ টেনশনটা আসলে সুপারভাইজারের মাথার উপর থাকে। এইখানে যদি ভুল হয় যে ছোট্ট কোন বিষয় যখন আসলে ভুল হয়ে যায়, বড় কোনো ভুল হলে হ্যাঁ ঠিক আছে। কিন্তু ছোট্ট, ছোট্ট ভুলগুলো আসলে বেশি কষ্ট দেয়।
হুম। হ্যাঁ, হ্যাঁ, আপনি সুপারভাইজার যেহেতু পুরাটাই তো আপনার দায়িত্বে থাকে। হ্যাঁ। পড়ে থাকে। সত্যি সত্যি কথা। হু, হু। বেশি কষ্ট দেয় বুঝতে পেরেছি। এমনিতে এই আ প্রজেক্ট টা কি মানে কোন ক্লায়েন্টের জন্য ছিল নাকি এটা আপনাদের নিজেদেরই প্রজেক্ট ছিল?
এটা ক্লায়েন্ট এর জন্য ছিল অবশ্যই। কারণ ক্লায়েন্ট এর জন্য তাদের আসলে একটা বেশ আ বড় ধরনের ১ টা প্রজেক্ট ছিল। আ ট্রিপ্লেক্স বাড়ি ছিল। তো সেখানে আসলে আ তার একটা মানে পার্টি দেওয়া কথা ছিল। কারণ একদম আমাদের কাজগুলো তো আসলে মূলত আ একদম সব কাজ শেষে আমাদের কাজগুলো করা হয়। আ তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে, একটা নির্দিষ্ট সময় কিন্তু তাদের একটা আ অনুষ্ঠানিকতারও একটা ব্যাপার থাকে। তো এই যে, যে প প্রজেক্টে দেখা যাচ্ছে যে, অনুষ্ঠানের আ ৫ দিন আগে হচ্ছে গিয়ে, আমাদের প্রজেক্টটা আসলে হ্যান্ডওভারের কথা ছিল। তো সেই যখন হ্যাঁ, তখন দেখলাম যে, এরকম একটা সমস্যা হয়েছে, তখন কিন্তু আসলে বেশ একটা চাপের পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল।
ও তাহলে তো এটা চিন্তারই বিষয়। আচ্ছা। আচ্ছা। কথা ছিল, বুঝতে পেরেছি।